হুম, ভাই আমার ক্ষেত্রে যদি আমি বলি যে আমার আ বন্ধু-বান্ধবের দের কথাই যদি বলি, লাইক যখন কলেজ বা ইস কলেজে পড়তাম, তখন আমি মানে প্রায়শই ডিপ্রেশন এ ভুগতাম। মানে টিনেজ ছিল, এসব নরমাল কিছু হইলে আমি মানে খুবই চিন্তা-ভাবনা করতাম। এ খুবই ভয় ভীত এতে থাকতাম বা মানে মানসিকভাবে একটা অশান্তির মধ্যে থাকতাম আরকি, যদি বলা যায়। তো আমি ছি ছিলাম ছেলে। আমি অনে অন্য কিছু মানে মানিয়ে নিতে পারতেছিলাম না। লাইক বাসা থেকে আসছি, হোস্টেলে থাকতেছি। কোনো ফ্রেন্ড না। মেঘ মানে খুবই ইন্ট্রোভার্ট টাইপ ছিলাম আরকি। ওই ক্ষেত্রে হলো কি আমার রুমমেট বা আমার ধরেন একেবারে ক্লোজ ফ্রেন্ড বা যা যার সাথে যেমন খুবই উঠা-বসা-চলা-ফেরা। এই ৩-১ জন ফ্রেন্ড ছিল। তো আমি যদি তখনও তাদের কাছে বলতে যেতাম, মানে তারাও তখন সেটা হাসি ঠাট্টা করতো এবং সাথে, সাথে আরো কয়েকজন এনে হাসি ঠাট্টা করত। তো এই বিষয়গুলি আমার কাছে মানে খুবই খারাপ লাগতো আরকি।
জী, জী। হুম, হুম। হুম, হুম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। হু-হু। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। হুম, হুম, হুম, হুম, হুম। হুম, হুম। বুঝছি, বুঝছি। হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু, হু, হু। হু, হু, হু, হু, হু। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ হুম, হুম। এইটাই, এইটাই, এইটাই সবচাইতে বড় সমস্যা। যেমন <clears throat> আপনি তো হচ্ছে যে আপনি নিজেই ফেস করে ফেলেছেন, ঠিক না? কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে কি? আল্লাহ আমাকে হয়তোবা একটু বাঁচিয়ে দিয়েছে। তবে আমার ১ জন পরিচিত আছে। অ্যা ভাই ব্রাদার মানুষ। স তো সে আসলে ব্যাপারটা হচ্ছিল কি যে সে নিজে, নিজে লুকিয়ে বিয়ে করে ফেলেছিল। আমাদের কেউ কা কাউকে না জানিয়ে। যদিও এটা বেশ ভালো কাজ। কিন্তু দেখা গেল কি যে সে যে একদম। তো সে যখন কিনা আসলে জানালো পরবর্তীতে, দেখা গেল কি যে সে যাকে বিয়ে করেছে, সে আসলে খুব একটা সুবিধার মানুষ না, হুম? তার আসলে বেশ কিছু বাজে সম্পর্কে সে জড়িত এবং বাজে কিছু অভ্যাসের সাথে জড়িত। এবং পরবর্তীতে সে আসলে অ্যা দেখা গেল কি যে সে এইগুলো নিয়ে অনেক বেশি ডিপ্রেসড হয়ে গেল। এবং পরবর্তীতে যখন কিনা
জী। হুম, হুম, জী, জী। হুম, হুম, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। হুম, হুম, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, তারপর? হ্যাঁ, হ্যাঁ, বিয়ে করা তো খারাপ না। হুম, জী। জী, জী। আচ্ছা? হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, এ সেটাই স্বাভাবিক।
এ আ আনফরচুনেটলি সে আসলে এত বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছিল যে সে হচ্ছে যে অসুস্থ হয়ে পড়ে। একদম hospitalized যেটাকে বলা যায়। একদম হসপিটালের মধ্যে সে শোয়া অবস্থায় আমরা যেয়ে তখন জানতে পারলাম যে তার সাথে এমন, এমন ঘটনা ঘটেছে, হুম?
হ্যাঁ, হ্যাঁ। জী, জী। জী, জী, জী। হুম, হুম। জী। মা নে চিট-টিট টাইপের হয়েছে না বন্ধর সাথে?
তাহলে একটা কথা চিন্তা করেন যে মানসিক সমস্যাগুলো নিজের মধ্যে চাপায় যখন রাখতেছে একটা মানুষ, তখন সে আসলে কতকিছু ফেস করতেছে ভিতরে, ভেতরে।
জি, জি।